আ আব বিশেষ করে প্রিয়জনের সাথে যদি হাঁটেন তখন না তার সাথে, হ্যাঁক আ হাঁটতে, হাঁটতে আর কথা বলতে, বলতে অনেক ভেতরের খবর পেটের খবর জানা যায়। তাই না?
উ হু। হু, হু। <chuckles> হ্যাঁ, i mean এটা আসলে depend করে যে আপনি আপনার আ partner কে কতটা পরিমাণে বিশ্বাস করেন বা আ কতটা পরিমাণ তাকে হচ্ছে ওই trust এর আ জায়গাটা থেকে কথাটা বলেন। কারণ অনেক সময় দেখা যায় কি যে, আম আমার কাছে মনে হয় যে আপনার কাছে যদি মানে ওই বিশ্বাসটাই না, না থাকে প্রেমীয়া তখন কিন্তু ও ওই সম্পর্কটা টিকে থাকে না। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, আ অনেক কিছু আসলে বলতে যেয়েও হচ্ছে বলা হয় না বা মনে পড়ে যে, "আ আমি যদি বলি তাহলে সে আমাকে কিভাবে দেখবে? বা কিভাবে judge করবে?" এইসব জিনিসগুলো আসলে চিন্তা করেও অনেক সময় বলা হয় না।
হুম। উম উম হ্যাঁ। উম হুম। উম হু।